সামাজিক মিডিয়া আপনার পরিচয়কে কি রকম ভূমিকা রাখে একটু বুঝিয়ে বলবেন?
আসলে এর পরিচয়টা হচ্ছে, আপনার মনে করেন যে একটা বায়ো, নিজের সম্পর্কে একটু জানান দেওয়া। আ অবশ্যই সবকিছু তো জানা যাবে না একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ কেমন, আমার ব্যক্তিত্ব কেমন এটা আসলে জানতে হলে মানুষের সাথে সরাসরি দেখা করতে হয়। এহ মিশতে হবে। তবে এ এটা জাস্ট আইডিয়া দেওয়া বায়ো হিসেবে। জাস্ট আমার একাডেমিক, আমি এখানে ছিলাম, এখানে থাকি। ঠিক আছে? আ যদি আমার বন্ধু বান্ধব বা কেউ যদি ফ্রেন্ড হতে চায়, আমার সম্পর্কে জানলো বা এটা আ বলতে পারেন যে আমার বিজনেস প্রোফাইলেও হিসেবে একটা কাজে দিল। বুঝতে পারছেন? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমার ঠিকানা, আমার পড়ালেখা এখান থেকে আসছে বা অ্যা আমি এখানে থাকি। আমি এক এভাবে বেড়ে উঠছি। ঠিক আছে? এটা সম্পর্কে জাস্ট একটু আ ধারণা পোষণ করা আরকি হ্যাঁ। জি।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। সরাসরি মিশতে হবে। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। হু, হু। জি, জি, জি, জি। হু, হুম, হুম। ধারণা নেওয়া জি, জি, জি, জি। না এটা কিন্তু খুব সুন্দর বলেছেন। আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে আপনার পরিচয় বা আপনার যে মানে একটা যে আত্মপ্রকাশের মাধ্যম আছে, এটাতে কি আসলে সোশ্যাল মিডিয়ার কোন ভূমিকা আছে কিনা? কোন কিছু আছে কিনা যে জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়া খুব প্রভাব ফেলে আপনাকে?
হুম। জি। আসলে আত্মপ্রকাশের তো এখানে তেমন একটা জায়গা না। হ্যাঁ, আত্মপ্রকাশের কিছুটা জায়গা আছে। আ হয়তোবা একটু আন্দাজ করতে পারে আপনি কি ধরনের পোস্ট করবেন, ওটার উপর ভিত্তি করে। আ ধরেন আমি মন করেন যে, আ একটু মীম বা একটা ফানি পোস্ট দিতে পছন্দ করি ঠিক আছে? মজার, মজার। তো এটা একটু ধারণা পাওয়া যায় যে হ্যাঁ, আমি মানুষটা হয়তো বা একটু চিল পারসন, ঠিক আছে? আ <scoffs> যদিও আমি চিল পারসন, ঠিক আছে? তো এটা একটা ধারণা পাওয়া যায় যে হ্যাঁ, কিছুটা আ বোঝা যাচ্ছে। এবং আমার রাগ কতটুকু, আমার অভিমান কিসে হয়, আমি কি খেতে পছন্দ করি, এরা তো আরো প্রকাশ পাবে না সোশ্যাল মিডিয়াতে। তো এটা প্রকাশ হতে হলে কি, আ একটা মানুষের সাথে মিশতে হয়। ঠিক আছে?
হুম, হুম। জি, জি, জি। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো আমার জায়গাটা হচ্ছে এটাই যে, আ সোশ্যাল মিট এ হ্যাঁ, কিছুটা বলতে পারেন যে আত্মপ্রকাশের জায়গা, কিন্তু আপনি পুরাটাই এখানে আত্মপ্রকাশ দিতে পারবেন না। এটা কোন সামাজিক মাধ্যমে আপনি দি দিতে পারবেন না।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। মানে বলতে চাচ্ছেন যে, আসলে নিজেকে আত্মপ্রকাশ করার যে জায়গাটা আছে, এটা সোশ্যাল মিডিয়াতে একটি মাত্রা পর্যন্ত করা যায়। কিন্তু আসলে ওই যে গভীরভাবে একজন আরেকজনকে বোঝা বা ওই জাগাটা তৈরি করা এটা সম্ভব না সোশ্যাল মিডিয়াতে। তাইতো?
হুম। জি। হ্যাঁ। সম্ভব না এটা, জি।
আচ্ছা, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় এমন কোন কি স্মৃতি আছে? যেখানে আসলে আপনার মনে হয়েছে যে, এখন আপনি নিজেকে প্রকাশ করে খুব শান্তি পাচ্ছেন? যেরকম অনেকে থাকে যে বিভিন্ন রকমের ট্যুরে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে আসে তারপরে বিভিন্ন রকমের ছবি দেয়। এমন কোন ঘটনা কি আপনার সাথে আছে কিনা?
জি। হুম। হ্যাঁ, এটা বলতে পারেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার স্মৃতি চারণ করার অ্যা অনেক ভালো একটা মাধ্যম। যেমন ফেসবুকে আপনার মনে করেন যে আপনি একটা পোস্ট দিলেন, আ কোথাও ঘোরার পোস্ট। এরা ২-৩ বছর পর আপনাকে একটা রিমাইন্ডার দেয়। অ্যা ঠিক আছে? বা, ১ বছর পর রিমাইন্ডার দেয়। আপনি এই এই সময় এই জায়গায় ছি গিয়েছিলেন এই বছরে গত বছরে। তো এটা বলতে পারেন যে হ্যাঁ, আমার জন্য একটা ভালো একটা মাধ্যম এবং আমি ঐখানে এ যে জায়গায় যাই, ওই জায়গায় একটা সুন্দর একটা ছবি পোস্ট দিই এবং আ বেশ কিছু আ পোস্ট আছে, একটা-দুইডা আ ইউনিক। এ এগুলা মনে করেন যে আমার ছবি না, এটা আমার প্রকৃতিকে নিয়ে তোলা। ওইটা বেশ মানুষের কাছে পছন্দ হয়েছে, ভালোবাসা পেয়েছে। আ হ্যাঁ, তো ওগুলা যখন দেখি না, তখন একটা সুন্দর একটা মেমোরি তৈরি হয়। আমার চোখের সামনে মাঝেমধ্যে ঐ স্মৃতিগুলা ভাসে আরকি।
জি, জি, জি। হুম। আচ্ছা, আচ্ছা। জি, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, মানে নিজের ভিতরেই মনে হয় যে আসলে এরকম একটা পরিস্থিতিতে গেছেন, আছেন। ভালোই লাগে এরকম।
হ্যাঁ। হ্যাঁ, ভালো লাগে। একটা মনে করেন যে, ঐ জিনিসগুলা দেখার পরে আমার ওইযে আ আগের যে কথা ঘটনাগুলা, আমরা যে ঘুরলাম, বন্ধুবান্ধবের সাথে ভ্রমণ করলাম, এই জিনিসগুলা মনে পড়ে যায়। হ্যাঁ।
হুম, হুম, হুম। ওই কথাগুলো মনে পড়ে। আচ্ছা, আচ্ছা। তখন কি করেন? আপনি কি আবার মানে কোন পরিকল্পনা করছেন কিনা কোথাও ঘুরে আসার? এবং আসলে অ এই ঘুরে আসার বিষয়টাই আপনার কাছে কেমন লাগে? আর এটা কি এরকম? যে, আসলে ঘুরে এসে যখন আপনি একটা ব ছবি দিচ্ছেন আ ফেসবুকে, তখন সবাই দেখছে। ওই দেখার মধ্যেও আসলে আপনার একটা ভালো লাগা কাজ করে?
জি। হ্যাঁ। আসলেই। এটা মনে করেন যে, আ ঐযে জিনিসটা মনে পড়লে মন চায় আবার ঘুরতে বন্ধু-বান্ধবের সাথে। আগামী মাসে আবার যাচ্ছি আপনার ঘুরার জন্য। তো অ এইটা সেন্টমার্টিনে যাচ্ছি আবার আ বিগত ৫ বছর পর আবার যাচ্ছি। আ তো হ্যাঁ, এটা বলতে পারেন যে ঐ যে সেন্টমার্টিন যে ৫ বছর আগে গিয়েছিলাম, ঐটার স্মৃতি চারণটা এখনো আসে। ঐটা কিছু, কিছু exclusive ফটো যেগুলা সা সামাজিক যোগাযোগ মাধমে দিয়েছিলাম, Insta তে বলেন, FB তে বলেন। ওইটা এখনো কিন্তু রিমাইন্ডার হিসেবে আসে মাঝে মধ্যে সামনে। তো ঐ দিনগুলোর কথা মনে পড়ে যায়, কত সুন্দর দিনগুলো আছে। আর ভ্রমণটা কি? ভ্রমণটা হচ্ছে এটাই যে আপনার বুড়া বয়সের জন্য কিছু মেমোরি তৈরি করে রাখবেন। বুড়া বয়সে তো আর ঘুরতে পারবে না তখন ওগুলোই আপনি ভাববেন, চিন্তাকর ভাবনা করবেন। একটু মনে করে যে নিজেকে আনন্দে থাকবেন।
আচ্ছা, আচ্ছা। কোথায় যাচ্ছেন? আচ্ছা, আচ্ছা টে জ্বি, জ্বি, জ্বি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। মানে ঐযে সময় থাকতে একটু ঘুরে নিজেকে ওই আনন্দ, বিনোদনের জায়গাটা দেওয়া যে, "হ্যাঁ, আজকে বয়স আছে, আজকে সময় আছে, এটার সদব্যবহার করে একটু দুনিয়াটা দেখি, দেখার পরে হয়তো একটা টাইমে থাকবে না।" আর ওইযো যে আপনার স্মৃতিগুলো তৈরি হচ্ছে এটা আপনি চাচ্ছেন সবার সাথে যে শেয়ার করতে। তাই তো?
উ জ্বি। হ্যাঁ। জ্বি। এটা মনে করেন ঐযে যেটা বললাম আপনার বৃদ্ধ বয়সে তো আপনার মনে করেন তেমন একটা নড়াচড়া করতে পারবো না, কোথাও টি তেমন ঘুরতে পারবো না। তো বসে, বসে আপনার মনে করেন যে হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যম যদি থাকে, একটু স্ক্রল করবো যে স্মৃতিচারণগুলা আছে আগের ছবিগুলা, আ যুবক বয়সের বন্ধুদের সাথে ঘুরা বা পরিবারের সাথে ঘুরা এই জিনিসগুলা আপনার মনে করেন যে দেখে, দেখে স্মৃতিচারণ করব। একটা নিজের মধ্যে একটা নকশা আঁকবো যে কো মানে চাচ মানে মনে করবো যে, "কী দিনগুলো ছিল!" আর একটু মনে করেছি হ্যাঁ, এখন ভাল্লাগ তখন ভাল্লাগবে আরকি একটু।
হুম, হুম। কী দিনগুলা ছিল! আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আপনি কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে, এই যে সোশ্যাল মিডিয়া তে কি রকম প্রোফাইল টা আসলে রাখা উচিত? কোন জিনিসটা আসলে অনলাইন এ দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না?
উম বোরিং লাগবে না। আসলে আপনার মনে করেন। যে এখন তো যেটা সমস্যা হচ্ছে, যে আপনারা মনে করেন যে AI আসার পর যে সমস্যা হচ্ছে। যে ব্যক্তিগত এই ডাটা গুলো আপনার মনে করেন যে চুরি হয়ে যায় অনেক সময়। আ হ্যাঁ, অনেকের হয়। যেমন আপনার Insta তে আ প্রায় ৩০ লক্ষ মেয়েদের ডাটা চুরি হয়ে গেছে এবং তাদের এ্যা ছবি নিয়ে আপনার আ উল্টা-পাল্টা ছবি বা ভিডিও বানানো হইছে। অ্যা তাদের আইডিতে ছাড়া হইছে। এবং আ এটা পরে কিন্তু আপনার উম
জী, জী। অনেক সময় হয়। হুম। আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী।
আমেরিকাতে যে একটা আছে সিনেটে। পরে Meta র যে মালিক সিনেটে তাকে প যেতে হয়। এটার জবাবদিহিতা করার জন্য। আ তো এটা কিন্তু একটা ইসু। আপনার মনে করেন যে হ্যাঁ, তো সাবধানতার সাথে আপনার মনে করেন যে আপনার আ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে হবে। কিছু, কিছু, জিনিস আ মেইনটেইন করতে হবে। যেমন প্রোফাইল লক করা। আ বা আ প্রোফাইল লক না করলেও ভেরিফাইড করে রাখা পেজটা যাতে আপনার আ অ্যাকাউন্ট টা স্ট্রং থাকে। আ Facebook থেকে বা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলো পদক্ষেপ নিলে দেখা যায় যে কিছু, কিছু, ছোট পদক্ষেপ বা আপনার মনে করেন যে ব্যক্তিগত ছবি বলতে যে ছবি দেন বা পরিবারের সাথে ছবি নাও দিতে পারেন। এটা সবচেয়ে ভালো হতে পারে। বেশি বা বাচ্চাদের সাথে বিশেষ করে। তো কিছু জিনিস আপনি মনে করেন যে maintain করে রাখলে হয়তোবা একটু সেফ থাকা বা নিরাপদ থাকা যেতে পারে।
হুম, হুম, আচ্ছা। হুম, হুম, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম। অবশ্যই, অবশ্যই। এটা কিন্তু খুব সুন্দর বলেছেন যে আসলে আ আ সেক্ষেত্রে আপনি বলেন তো মানে কোন ধরনের ছবিগুলা দেওয়া আসলে নিরাপদ? কোনটা থেকে আসলে বিরত থাকা উচিত? এটা তো আসলে অনেক সময়ই মানুষ বোঝে না। এটার জন্য কি কোনো আসলে নিয়ম আপনি অনুশীলন করেন কিনা?
আচ্ছা। আসলে যেটা হয় যে এখন মনে করেন যে একটা ছবি থাকলে আ আপনার প্রোফাইলটা যদি লক থাকে তা সেক্ষেত্রে কিন্তু ক কেউ কোনো ছবি নিতে পারে না আপনার প্রোফাইল থেকে। আ টিক আছে? আর আপনার প্রোফাইল যদি আনলক থাকে সেক্ষেত্রে হয় কি? আপনারা মনে করেন যে আ কেউ একজন একটা ফায়দা নিল। মনে করেন যে বেশ কিছুদিন আগে আমার একটা ভার্সিটির ফ্রেন্ড আ না তার হচ্ছে গিয়ে প্রোফাইল থেকে আপনার একটা পিক নিয়েছে। পিক নেওয়ার পরে অ্যা একজন এটা কিন্তু ফরেনার একটা বিদেশী আ এই দেশের লোক না। আ blackmail করা শুরু করসে। AI দিয়ে এডিট করে আপনারা মনে করেন যে পিকটাকে একটু মনে করেন যে 18+ বা এডাল্ট টাইপের পিক তৈরি করেছে। আ যেটা বোঝা যায় যে একটু এডিট করা AI দিয়ে বানানো। আ ওইটা আপনি মনে করেন যে প্রায় ওনাকে ফার্স্টে blackmail করে যে, "আমাকে এত টাকা পাঠাও।" আ আমার বন্ধুকে বলল। পরে ও রাজি হয়নি, ও দিবে না। পরে এটা ওর সার্কেলে পরিবার সবাইরে হ্যাঁ, পরিবারের সবাইর সাথে সবাইকে কিন্তু এই জিনিসটা সেন্ড করে দেয় এবং কি আমাকেও পাঠায়। পরে আমি একদিন অ্যা চেক করলাম যে আমার এইযে আপনার মেসেজ রিকোয়েস্টে স্পাম ফোল্ডারে একটা মেসেজ পড়ে আছে। তো অ অনেকদিন পর দেখা যায় যে ঐটা ঘটার ২ ৩ সপ্তাহ পর আমি মেসেজটা চেক করি, যে এরকম একটা পিক। তো দেখে বোঝা যাচ্ছে যে এটা AI দিয়ে বানানো। পরে ওই ছেলেটা পরে আমার ফ্রেন্ড করছে যে ওই আইডিটা ডিএক্ট ডিলিট করে দিয়ে নতুন একটা আইডি খুলে আবার মনে করেন প্রোফাইল-টোফাইল লক করে একেবারে নাম-টাম একটু চেঞ্জ করে শুরু ক করছে। নামের অ্যা স্পেলিং টা এমনভাবে তৈরি করছে যাতে আ আ identify করা যাতে না যায়। সবাই unknown person যাতে আইডিটা ফাইন্ড না করতে পারে। তো এটা এরকম ভা এটা যদি আগে করত তাহলে কিন্তু এই সমস্যাটা হত না।
জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা। হুম। হুম, হুম। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। না, সাংঘাতিক বিষয় কিন্তু এটা একটা। হুম। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। হু হুম। আচ্ছা, আচ্ছা। নতুন করে শুরু করা। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই সমস্যাটা হতো না। আচ্ছা, বোঝা যাচ্ছে। হুম। এইটা কিন্তু দারুণ বলেছেন একটা কথা যে আসলে এখন কিন্তু এই যে আ ডিজিটাল যুগে নিরাপত্তা নিয়ে আসলে মানুষ কিন্তু অনেক বেশি চিন্তায় থাকে। আসলে কে কখন কোন ছবিটার কিরকম ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আপনি তো একটা কথা বললেনি যে প্রোফাইল লক করে রাখলে হয়তো মানুষ দেখতে পারবে না। কিন্তু তা বাদে আপনি নিরাপত্তার জন্য অন্য কোনো ব্যবস্থা নিয়ে থাকেন কিনা?
হ্যাঁ। জ্বী। হ্যাঁ। জ্বী। আসলে প্রোফাইল যদি লক না করে রাখে, আ ধরেন যদি আপনি চান যে, আ একটু পাবলিক ফিগার হতে বা আপনার ফলোওয়ার বাড়াতে
উ উ জ্বি, জ্বি।
এর ইনফ্লুয়েন্সার টাইপ এর কিছু যদি হতে চান, তাহলে সেক্ষেত্রে হ আপনার ভেরিফাইড করে রাখতে পারেন। এটাও বেশ নিরাপদ। আ হ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। Facebook ভেরিফিকেশন যে আইকনটা আছে, ওইটা ইন ওইটা থাকা, ওই ব্যাচটা কেনা, আর হলো নিজের আইডি দিয়ে পু পুরো জিনিসটা ইয়া করে ফেলা কি বলা যে, ভেরিফাই করে ফেলা। তাই তো?
জ্বি। হুম। ভেরিফাই করে ফেলা, হ্যাঁ। তো এটা করলে বেশ আপনি একটা কাজে দিতে পারে তখন। যেটা বেশি খরচ না। আপনার আ ৳২,০০০-৩,০০০ খরচ হবে।
আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন কিনা? যেখানে আসলে সামাজিক গণমাধ্যম আপনার জন্য মনে হচ্ছে যে, খুবই মানে বিরক্তিকর, বা মনে হচ্ছে যে, আসলে এটা আপনার পরিচয় প্রকাশও আবার বাধা করছে। কারণ এতক্ষণ তো কথা বললাম যে, আসলে কিভাবে এটা আপনার প পরিচয়টাকে আরো বেশি বড় করছে, গভীর করছে বা কিভাবে কাজে আসছে। তো উল্টো দিকেও কি এটা কখনো কাজ করে?
হুম। জ্বি। হুম। আসলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় এখন হচ্ছে গিয়ে, আপনার ভুল তথ্য এবং বিভ্রান্তিক তথ্য। অ্যা এটা আপনার মনে করেন যে এখন মনে হয় যে, বেশিরভাগ মানুষই না চাইতে ভুল তথ্য শেয়ার করে ফেলে। অ্যা তো এটা যাচাই-বাছাই করার এখন অনেক প্রক্রিয়া আছে, অনেক সিস্টেম আছে। এখন, এখন আর ঐ ভুল করি না। হয়তো ১ম দিকে ১-২ বার হয়তোবা এরকম ভুল করেছিলাম। অ্যা অ অথেন্টিক নিউজ না শেয়ার করে আপনি মনে করেন যে, বিভ্রান্তিতে একটু পরেছিলাম। তো ওটাতে শিক্ষা হইসে। এখন মনে করেন যে, সব এহ খবর বু বিভ্রান্তিকর তথ্য এখন শেয়ার করাও হয় না। অ্যা দেখা যায় যে, অনেক যাচাই-বাছাই করে দেখে বা ১-২ দিন ওয়েট করে
জ্বী, জ্বী, জ্বী। হু, হু। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
হালচাল, অবস্থা দেখে তারপর হচ্ছে গিয়ে, কোন নিউজ শেয়ার করে থাকি, তো বিভ্রান্তিকর তথ্য থেকে। ঠিক আছে? তো এটা আসলে আপনার মনে করে যে হ্যাঁ
জ্বী, জ্বী, জ্বী। মানে ওই যে ওই যে সুরক্ষতাটা বজায় রাখা, যে ভুলে যেন তার কাছ থেকে মানে, ভুল তথ্য না প্রকাশ হয়ে যায়। তাই তো?
হুম। এইতো এটা, হ্যাঁ। জ্বি। এটাই হচ্ছে সেম। এই কারণে আপনি মনে করেন যে, আর অ্যা এখন ওই জিনিসটা শেয়ার করি না অত কিছু। মনে করে এখন জাস্ট একটু রিল শেয়ার করি, অ্যা একটু ফানি কোন পোস্ট বা মিম একটু শেয়ার করে থাকি। ঠিক আছে? তবে অ্যা গুরুত্বপূর্ণ কোন জোস
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ওই যে গুরুতর জায়গাটা একটু আসলে, যতটুকু একটু সুরক্ষিত জায়গা রাখা যায় আরকি, ওইটা করার চেষ্টা করেন। তাই তো?
হ্যাঁ। হ্যাঁ, জি। মানে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এখন আর অত শেয়ার করি না। যেটা আগে মাঝে-মধ্যে করতাম।
হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, না। এ এটা কিন্তু খুব ভালো একটা কাজ করেন। আচ্ছা সেক্ষেত্রে আপনার কি এমন কোন আসলে অভিজ্ঞতা আছে কিনা? যে আপনার খুব কাছের কোনো মানুষকে আপনি এই সোশ্যাল মিডিয়ার যে আসলে পরিচয় প্রকাশের যতটা সাহায্য করে এই জিনিসটা নিয়েই আসলে তাদেরকে একটু বুঝিয়েছেন বা তারা কোন ভুল করছিল, সেটা নিয়ে কথা বলেছেন? এমন কোন অভিজ্ঞতা আছে আপনার?
হুম। জি। হ্যাঁ। হ্যাঁ, আপনার <chuckles> আব আমার একটা আমার একটা প্রিয় মানুষ ছিল। তার সাথে আ আমার সম্পর্ক হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন না যে তাকে আমি যে আগে থেকে চিনতাম না। আগে থেকে চিনতাম। কিন্তু সে অনেক দূরে থাকে। এবং সে আমার উহ উপরে ক্রাস খেয়েছিল। এ্যা অনেক আগের ঘটনা। কিন্তু আ সে ১-১.৫ বছর আমাকে খুঁজেছে অ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একদিন আ তার মামার সাথে আমার এড ছিল। মামার আইডি থেকে কোন রকম আমার আইডিটা বের করেছে তখন। সে আমাকে রিকোয়েস্ট পাঠায় এবং মেসেজ পাঠায়। তো তারপর থেকে <chuckles> সে তার সাথে যোগাযোগ হয়, কানেকশন শুরু হয়। এবং দেখা যেত যে, সে অনেক যেহেতু দূরে থাকে, অ্যা ৬ মাসে ১ বার ২ বার বা বছরে ২-৩ বার এরকমভাবে দেখা হত। তো হ্যাঁ, এটা আপনি মনে করেন যে অনেকটা সুবিধা করে দিয়েছি কানেক্টিংয়ের ক্ষেত্রে। তখন দেখা যেত যে স সামাজিক যোগযোগ মাধ্যমে তার সাথে আমার কথোপকথন হতো। দেখা সাক্ষাৎ হতো ভিডিও কলে দেখা হত। তো হুম, এটাই আরকি। অনেক সাহায্য করেছে এদিক দিয়ে।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জি, জি। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। কথোপকথন চলতো। জি, জি, জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু দারুন বলছেন, আসলে আপনার কাছ থেকে এই যে, আপনি যেভাবে social media আপনাকে নিজেকে প্রকাশ করতে সাহায্য করেছে, বিশেষ করে আপনি এই যে, ঘুরতে যাচ্ছেন, এই জিনিসগুলা আপনি দিতে পারছেন, মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন। এটা কিন্তু আসলেই দারুণ এবং সত্যি কথা বলে আপনার সাথে ভালো লাগলো। বিশেষ করে যেভাবে আপনি নিজে সচেতন হন, আপনি দেখেছেন যে, আশেপাশের মানুষ কিভাবে social media এর মাধ্যমেও কিন্তু বিভিন্ন রকম ঝামেলায় পড়েছে। আর ছোটদেরকেও আপনি চেষ্টা করেন এই জিনিসটা বোঝানোর। এই জিনিসটা আসলেই প্রশংসনীয়। আশা করি আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ। জ্বি। হ্যাঁ। হ্যাঁ, আপনার সাথেও অনেক কিছু share করতে পেরে অনেক ভাল্লাগতেছে। আ সামাজিক মিডিয়া নিয়ে অনেক কিছু বলতে পারলাম। আ কিভাবে আত্মপ্রকাশ করে, আপনার মনে করেন যে, এটা নিয়ে একটু সাবধানতাভাবে চলাফেরা করে দেখা যায় যে, আপনার অনেক কিছু থেকে আপনার আ মোকাবেলা করতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন। আ তো সাবধানে চালানো এটা আ সবচেয়ে best একটা উপায় হতে পারে। তো বেশ এটা ভালো একটা কথোপকথন হলো, একটা সুন্দর একটা আড্ডা হয়ে গেল আপনার সাথে এই বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ দুপুর।